আসলেই আমি একটু টেনশন এর মধ্যে দিয়ে যাচ্ছি। এবং দেখা যাচ্ছে কি পুরো ব্যাপারটা নিয়ে যখন কিনা আমি আসলে ভাবতেছি বা পুরো ব্যাপারটা নিয়ে যখন কিনা চিন্তা করতেছি। তখন আমার কাছে মনে হচ্ছে যে, দিনকে-দিন ব্যাপারটা আমাকে ভেতরে, ভেতরে খেয়ে ফেলতেছে, কারণ আমি না আসলে কারো সাথে পুরো ব্যাপারটা শেয়ার করতে পারতেছি না। আমার মধ্যে কি চলতেছে। এবং আম পুরো ব্যাপারটা নিয়ে আমার কি করা উচিত? এটা নিয়ে যে কেউ আমাকে সাজেশন দিবে, এরকমও কিন্তু আসলে আমার বন্ধুবান্ধব নাই সত্যি কথা বলতে। আমার খুব অল্প বন্ধুবান্ধব। তো এখন আপনি কি আমাকে কোন সাজেশন দিতে পারেন দয়া করে?
জি। হুম। আচ্ছা, আচ্ছা। হুম, অবশ্যই, অবশ্যই। আসলে আপনার কথা শুনে কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে আপনি আ এই বিষয়টা নিয়ে কিন্তু বেশ চিন্তিত। আপনি কি কাইন্ডলি আমাকে বলবেন যে, আসলে আপনার ব্যাপারটা কী হচ্ছে? মানে আপনার কোন জিনিসটা এত বেশি আপনাকে চিন্তায় ফেলে দিচ্ছে?
এ হ্যাঁ। আসলে দেখেন, আমি না মানে আ একটা ছোট চাকরি করি। হ্যাঁ?
উ হুম, ‍জি।
খুব অল্প টাকা বেতন পাই। একদম এক্সাক্ট অ্যামাউন্ট যদি কিনা বলি আমি ৳১২,৬৫০ বেতন।
ওকে।
এবং এটাই হচ্ছে আমার ফিক্সড একটা এবং এই টাকার মধ্যেই হচ্ছে আমাকে আমার পরিবারে টাকা দিতে হয়। আমার আ নিজস্ব খরচটাও চালাতে হয়। এমনকি আমার পড়ালেখাও চালাতে
উ হুম। আচ্ছা।
এখন আপনি তো জানেন, যে আসলে দেশের পরিস্থিতি কী রকম বা দেশের অর্থনৈতিক সিচুয়েশনটা কী রকম। এই পজিশনে আসলে দেখা যায় কী? যে প্রতিদিন আ নিজের অফিস করে যাতায়াতের যে খরচটা, এটা বিয়ার করে, তারপরে বাসায় টাকা দিয়ে, তারপরে আবার স্টাডি খরচ চালানোর পরে, সত্যি কথা বলতে আমার কাছে কিছুই থাকে না। আর ইদানিং এর মধ্যে হইছে কী? যে আমার আসলে একটা পোস্টিং হইছে। আমাকে আমি আমার বাসায় থেকে মানে আমি নিজের বাড়িতে থেকে আমি চাকরি করতে পারতেছিলাম। এখন আমার পোস্টিংটা একটু দূরে হওয়াতে, আমাকে দেখা যাচ্ছে কী, যে আমাকে বাসা নিয়ে আরেক জায়গায় থাকতে হচ্ছে। তো বাসাটা হচ্ছে ম্যাস নিছি। মানে যত কম খরচের মধ্যে পারা যায়, ম্যাস নিছি। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে সেখানে প্রায় ৳৪-৫,০০০ র মত খাওয়া-দাওয়া সহ পড়ে যাচ্ছে। এখন আমার প্রতি দিন অফিসে আসা যাওয়া এবং অফিসে যাতায়াত খরচ বাবদ আমার প্রায় ৳৪-৫,০০০ চলে যায়।
উ হুম। জি। উ হুম। জি। ওকে। হুম।
মাসে। তো বাকি থাকে ৳২,০০০ বা হয়তোবা দেখা যাচ্ছে যে ৳২৫০০। এই আড়াই হাজার টাকা দিয়ে আসলে আমি আমার স্টাডি খরচটা কীভাবে করে চালাবো? এই ব্যাপারটা নিয়ে আমি খুব টেনশনের মধ্যে পড়ে গেছি। আসলে কী আমার কী পড়ালেখা কী বন্ধ হয়ে যাবে বা আমি কী পড়ালেখা বন্ধ করে দিতে হবে? এই ব্যাপারগুলো নিয়ে আমি আসলে চিন্তা করতেছি যত তত বেশি আসলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছি এবং পুরো ব্যাপারটা নিয়ে যে আসলে কারো সাথে শেয়ার করব। বা আমার সমস্যাটা যে আসলে কেউ বুঝবে, এরকমও তেমন কেউ নাই সত্যি।
রাইট। হুম। জি। হু।
আমি, ব্যাপারটা নিয়ে কি করা উচিত? এইটা নিয়ে আসলে খুব বিচলিত আছি আরকি।
জি, আসলেই বুঝতে পারছি, আপনার সমস্যাটা। আ এবং আপনার যে উদ্বিগ্ন হওয়ার যে কারণটা, আসলে আ খুবই স্বাভাবিক। যেহেতু আসলে ইনকাম যাই হচ্ছে না কেনো, দেখা যাচ্ছে আপনার খরচ চালাতে গিয়ে আসলে আপনার হিমশিম খাওয়া লাগছে। তো আপনি আসলে এই যে জবটা আপনি করছেন এ উম ৳১২,৬৫০ টাকার যে জবটা আসলে। তো এই, এ এই জবটাতে আসলে আপনি আ মানে বেশি কি আসলে ইন্টারেস্ট ফিল করছেন? নাকি আসলে আ আপনি যে ধরনের কাজ করছেন বা আসলেই আপনি কী ধরনের কাজ করছেন? যে কারণে আসলে আপনার এটাই করতে হচ্ছে। অন্য কোনো কি আসলে কোনো অল্টারনেটিভ জব নেই?
একদম, একদম। জি, জি, জি। হু, হু। আসলে মার্কেটের যে সিচুয়েশন, আর আমার গ্র্যাজুয়েশন এর সার্টিফিকেট নেই সাথে। তো যার ফলে হচ্ছে কি? একবার সার্টিফিকেট দিয়ে আমি এরকম কম্পিউটার অপারেটরে চাকরি পাচ্ছি আরকি। এখন আ কম্পিউটার অপারেটরের যে সেলারি, আ কেউ আসলে হাজার টাকা থেকে ৳১৫,০০০ এর বেশি দেয় না। এখন আমি যে অফিসটাতে আছি, সে অফিসটাতে আমি কিছু ক্ষেত্রে হচ্ছে কি, যে একটু ফ্যাসিলিটিস পাই। যে ফ্যাসিলিটিস গুলো বলা যায় যে ধরেন আমার আ এই যে পড়ালেখা যে করতেছি, অন্য কোনো অফিসে হইলে হয়তোবা আমাকে এই পড়ালেখা করার সুযোগটা দিত না বা আমাকে এই ছাড়টা দিত না। তো আমি সবকিছু মিলায় আসলে এমন একটা সিচুয়েশন এর মধ্যে আছি। যে এই জায়গা থেকে আমি হয়তোবা বেশি বেতনে আমি হ্যাঁ, আমি হয়তোবা ৳১৫,০০০ দিয়ে আমি অন্য একটা কোম্পানিতে আমি চাক কিন পারি। কিন্তু দেখা যাচ্ছে কি যে ওই সেখানে গেলে হয়তোবা আমার পরীক্ষার সময় আমাকে ছুটি দিবে না বা হয়তোবা দেখা যাবে কি? যে আমাকে আম একটু বেশি হয়তোবা খাটাবে। দেখা যাবে যে অফিসের পরেও আমাকে থাকতে হবে। সবকিছু মিলে আমি হয়তোবা পড়ালেখাটা আর চালায় যেতে পারবো। পড়ালেখা যদি আমি চালায় না যাইতে পারি, তো আমার সার্টিফিকেটটাও আসবে না। আর আমি আ হয়তোবা উপরের দিকে উঠার যে চেষ্টাটা, সেটাও আমি ভবিষ্যতে আর করতে পা এই আরকি। এইটা নিয়ে আসলে একটু মানে ডিসিশনটা নিতে পারতেছি না। যে আসলে এত কম খরচে দেখা যাচ্ছে কি, যে পড়ালেখা তো চালানো যাবে না আবার অন্য জায়গায় চাকরি নিলেও পড়ালেখা চালানো যাবে না। এই ব্যাপারগুলা নিয়ে আসলে একটু কনফিউজড হয়ে যাচ্ছি যে আসলে কি করা উচিত? কিভাবে করে নিজের খরচটাকে চালাবো, সামনের দিনগুলো কিভাবে যাবে আসলে?
উ হু। উ জি। উ হু। জি। হুম। জি। রাইট। ভবিষ্যতে, হুম। জি। রাই জি। হুম। জ্বী, আসলে আপনার কথা শুনে কিন্তু একটা হতাশার আ ছোঁয়া পাওয়া যাচ্ছে। আপনি আসলে এম কোনভাবেই আসলে হতাশ হবেন না। নিজের মধ্যে আসলে আত্মবিশ্বাস ধরে রাখলে আসলে কোন না কোন একটা সমস্যার সমাধান কিন্তু আসলে বেরিয়ে আসবে। তো আপনি আসলে এ যেটা বুঝলাম আ আপনার যে জবটা এটা কি আসলে কি পার্ট-টাইম জব? যেহেতু আসলে আপনি পড়া অ পড়াশোনার পাশাপাশি করছেন আবার আপনার সময়টাও মোটামুটি আসলে খুব কম। আপনার এই জবের টাইপটা কেমন? আর আসলে আপনি এ কী ধরনের কাজ করেন নরমালি?
উম। জ্বী, জ্বী। আমি মূলত হচ্ছে যে এটা ফুলটাইম জব। এটা ফুলটাইম জব হওয়া সত্ত্বেও ব্যাপারটা দেখা যাচ্ছে কি যে? এটা একটা সরকারি অফিস তো। তো সরকারে অফিসে আমি প্রাইভেট হচ্ছে যে প্রাইভেটলি ওরা আমাকে নিয়োগ দিছে। ওদের কম্পিউটার অপারেটর লাগতেছিল। তো কম্পিউটার অপারেটর হিসেবে আমি হচ্ছে যে বে টাইপ করি বিভিন্ন বি চিঠিপত্র বাংলায় টাইপ লাগে সরকারি চিঠিপত্রগুলো বাংলাতে টাইপ হয়। তো আমার টাইপিং স্পিডটা ভালো। সেটার কারণে দেখা যায় কি? যে আমি আ বাং আমাকে যে কাজগুলো দেয় সেগুলো বাংলায় টাইপ থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আর ধরেন বিভিন্ন সময় ছোটখাটো ফ্লা ফাইলেরও কিছু কাজ করতে হয়। এসব ফাইলের কাজগুলোও করি। মানে আমা আমার আসলে নির্দিষ্ট কোন কাজ নাই। কারণ হচ্ছে যে, আম আমার যেহেতু আমি যেহেতু পার্মানেন্ট কোন আসলে আ কর্মচারী না, যেহেতু আমার ঐরকম নির্দিষ্ট করে কাজ দেওয়া নাই। আমাকে যখন যে কাজটা দেয় তখন আমাকে সেই কাজটা করে দিতে হয়। কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র আমি একটা ফেসিলিটিসই পাই। সেটা হচ্ছে সকাল ০৯ঃ০০ বাজে অফিস শুরু হয় এবং বিকাল ০৫ঃ০০ বাজে আসলে শেষ হয়ে যায়। আর ০৫ঃ০০ র পরে অফিস আসলে আর চালু থাকে না। আর দেখা যায় কি? যে সরকারি যেসব ছুটির দিনগুলো থাকে, পিং সেসব দিনগুলোতে আমি আসলে মানে ছুটি পাই। কিন্তু যেদিনকে ছুটি পাই সেদিনকের মানে বেতনও কিন্তু আমি আসলে পাই না আবার। তো সেই হিসাব করে অ একদিকে লাভ, একদিকে লস। সবকিছু মিলিয়ে আরকি আ চলতেছি কোনভাবে টেনে-টুনে আরকি।
জ্বী। ওকে। উহু। জ্বী। জ্বী। ওকে। উহু। জ্বী। বুঝতে পেরেছি। বুঝ পেরেছি। জ্বী। উম। বুঝতে পেরেছি। আসলে আপনার আ যে সমস্যাটা হচ্ছে। তো এ অ্যা আপনার এ জন্য কিন্তু আসলে বেশ চমৎকার কিছু সুযোগ আছে। যেহেতু আসলে আপনি কম্পিউটারের সাথে আসলে জড়িত এবং আপনার যেহেতু আপনি কম্পিউটার অপারেটর হিসেবে আসলে কাজ করছেন এবং আপনার টাইপিং স্পিডটাও কিন্তু আসলে বেশ চমৎকার! তার মানে আপনি কিন্তু আসলে একটু কষ্ট করলেই খুব সুন্দর কাজ কিন্তু করতে পারেন। এবং যেহেতু আসলে আপনার জবের টাইমটাও মোটামুটি কিন্তু ফ্লেক্সিবল। তাই না? তো আপনি কিন্তু ইচ্ছা করলেই আ ঘরে বসেই কিন্তু কাজ করতে পারেন। বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলো আছে। যেমন ধরেন এইযে fiverr.com, freelancer.com, upwork.com বা deshiworker.com। এইযে ওয়েবসাইটগুলো, এখানে কিন্তু ফ্রিল্যান্সিং ওয়ার্ক পাওয়া যায় এবং আপনি যেই ক্যাটেগরিতে আসলে এখন আ রিয়াল লাইফ এক্সপেরিয়েন্স গ্রহণ করছেন, যে টাইপ রাইটার না? আপনি কিন্তু এরকম বিভিন্ন ধরনের GIGS পাবেন ওখানে। যেগুলো হচ্ছে আপনার এইযে ফটোতে টেক্সট থাকবে এবং আপনি সেটা দেখে, দেখে কিন্তু টাইপ করবেন। বাংলা, ইংরেজি যেহেতু আসলে আপনি বাংলা বেশ চমৎকার লিখতে পারেন, তো নিশ্চয়ই আপনি ইংরেজিতেও আপনি বেশ ফাস্টারই অবশ্যই টাইপ করতে পারেন। তো এই জিনিসটা যদি আপনি করেন তবে কিন্তু আপনি ঘরে বসে দেখা গেল আপনি জব থেকে যেমনটা এই যে ৳১২,৬৫০ র মতো সেলারি পাচ্ছেন। আপনি কিন্তু ঘরে বসে ঠিক সিমিলার ১ দিনেই হয়তোবা আপনি ইনকাম করে ফেলতে পারেন। শুধুমাত্র আপনি আসলে আম একটু যদি Google-এ সার্চ করেন বা ধরেন একটু ধারণা নেয়ার জন্য কিন্তু আপনি YouTube-এ বেশ কিছু টিউটোরিয়াল দেখতে পারেন বা Google-এই আপনি বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন ও পেয়ে যাবেন। আপনার কাছে যদি এটা করা হয় তবে কিন্তু আপনি পড়াশোনার জন্য যথেষ্ট সময় অ্যালোকেট করতে পারবেন। আবার আপনার কিন্তু কোন বাধ্যবাধকতাও থাকবে না। আপনি আপনার ইচ্ছামত যখন খুশি তখন এই কাজটা করতে পারবেন। এই ব্যাপারটা কি আসলে আপনি কখনো ভেবে দেখেছেন বা আপনার কি মনে হয় যে এই জিনিসটা আপনার জন্য আসলে উপকার হবে কোনভাবে?
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। উ হুম। জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও! জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি। আচ্ছা! উ হু, হু, হুম। অ্যা হ্যাঁ। আচ্ছা! না, এই ব্যাপারটা আমি আসলে জানতামই না যে এরকম, আসলে কাজগুলো পাওয়া যায়। আমি আপনার আপনি বললেন এখন আমার কাছে মনে হচ্ছে যে যদি কিনা আদতে, এরকম টাইপ করেই যদি কিনা আমি কিছু টাকা, উপরি উপার্জন করতে পারি, তাহলে হয়তোবা আমার জন্য আসলে এই ব্যাপারটা বা মানে এই চাকরিটাও ছাড়া লাগলো না। আমি কিছু টাকা পয়সা যদি কিনা এক্সট্রা কামাইতে পারি, আমি আমার আম পড়ালেখাটাও খুব সুন্দর মত আসলে চালায়া নিয়ে যেতে পারব। হয়তোবা মানে দেখা যাবে কি যে চাকরির পাশাপাশি এরকম ছোটখাটো কাজগুলো যদি চালাতে থাকি। একটা সময় যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে, আমার টাইপিং স্পিডটা আরো বেশি হয়তোবা ভালো হয়ে যাবে ততদিনে। ততদিনে ব্যাপারটা প্র্যাকটিস হইতে, হইতে একটা সময় যেয়ে আমি হয়তোবা, আম কম্পিউটারের এইযে টাইপিং এর ব্যাপারটা আমি আরো চমৎকারভাবে ব্যাপারটা হ্যান্ডেলিং করতে পারবো। এবং আ ফ্রিল্যান্সিং থেকেও যদি টাকা পয়সা যদি কিছু আসে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আমার পড়াশোনার যে খরচটা এটা আসলে উঠে যাবে। এবং কিছু টাকা আমি হয়তোবা বাঁচাইতেও পারবো এবং জমাইতেও পারব। যদিও আসলে আমার এখন এই মুহূর্তে জমানোর কিছু নাই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে হয়তোবা আমি কিছু টাকা জমায় রাখলাম, সামনের দিনগুলোতে যদি কোনো বিপদ আপদ হয়, তাইলে হয়তোবা আমি মানে ওখান থেকে খরচ করতে পারলাম জরুরি তহবিল হিসেবে রেখে দিলাম। না আইডিয়টা বেশ চমৎকার। আমি আসলে, আমার আসলে হয়তোবা উচিত যে এইযে আপনি যেগুলো বললেন, Upwork, Fiverr, Deshi Workers এগুলোতে আসলে একটু খোঁজখবর নেওয়া। হয়তোবা ওইখানে খোঁজখবর নিলে আমি ওই ব্যাপারগুলো নিয়ে আম আমি কিছু না কিছু অবশ্যই কাজ পাবো, এখন আমার বিশ্বাস হচ্ছে এখন আমার, মনে হচ্ছে যে আমি যদি এভাবে করে চেষ্টা করি, পুরো ব্যাপারটা সামাল দিয়ে উঠতে হয়তোবা আমার খুব একটা কষ্ট হবে না। আপনাকে অনেক ধন্যবাদ আসলে এত চমৎকার আইডিয়াস গুলো দেয়ার জন্য। কারণ আম আমি অনেক সমস্যার মধ্যে দিয়ে ভুগছিলাম। এখন মনে হচ্ছে যে পুরো ব্যাপারটা সামাল দিয়ে দিতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে।
জি। জি। হুম। রাইট। হ্যাঁ। রাইট। হুম। রাইট। জি। হ্যাঁ। অ্যা জি। উ জি, কোন অসুবিধা নেই, আপনার জন্য অনেক শুভকামনা রইলো, আশা করি আপনি পারবেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকেও।